আমি বেশ অনেক দিন যাবত খুব হতাশাগ্রস্ত, এবং দুশ্চিন্তার মধ্যে ঘিরে আছি। আসলে কি করবো, কি করলে আসলে আমি আমার এই দুশ্চিন্তা, এই হতাশা থেকে নিজেকে বেরিয়ে আনতে পারবো। আসলে কোন খ পথ খুঁজে পাচ্ছি না। যার কারণে দেখা যাচ্ছে, যে আমার ব্যক্তিগত জীবন, বা আ কর্মজীবন সবদিকে একটা বাজে প্রভাব ফেলেছে। যার কারণে আমি খুবই হতাশ, এবং কোন সঠিক সমাধানের পথও খুঁজে পাচ্ছি না। পথ সঠিক সমাধানের পথ খুঁজতে গেলে, মনে হচ্ছে সবকিছু অন্ধকার। তো আমি আসলে চাচ্ছি আমার অন্ধকার পথটাকে আলোকিত করতে। তো কিভাবে করব, এটার জন্য কোন ধারণাই নেই আমার কাছে। আসলে যে আমার যে অভ্যাসগুলো না আমাকে খুব বাজে একটা প্রভাব ফেলেছে, আমার জীবনে। তো আসলে কি করলে আমি এ সকল বিষয় থেকে মুক্তি পেতে পারি? <smacks lips> আপনি কি বলতে পারেন, আসলে কি করা যায়, এই সকল বিষয়ের জন্য?
হুম, হুম। জি। আচ্ছা। হুম। উ হুম। আসলে আমি কিন্তু শুনেই বু বুঝতে পারছি যে, আপনি বেশ কিছু আ সমস্যার মধ্যে দিয়ে আপনার জীবনটাকে অতিবাহিত করছেন, এবং বেশ হতাশা আপনার ভিতর কাজ করছে। তো আপনি কি আমাকে আরেকটু বিস্তারিত বলবেন, যে আসলে এই যে একটা পরিস্থিতি আপনার জীবনে তৈরি হয়েছে, সেটার পেছনে আসলে কারণটা কি? তাহলে হয়তো এটা নিয়ে আমরা আরেকটু ভালোভাবে কথা বলতে পারব।
জী, অবশ্যই। আসলে বিষয়টা হয়েছে কি? আমার জীবনে আমার খুব বদঅভ্যাস আছে, বা খারাপ অভ্যাস বলতে পারেন একপ্রকার। দেহের জন্য না, অ্যা বর্তমানে আমি খুব অ্যা ইয়ের ইফেক্ট গুলোর জন্য খুব আ ইসের মধ্যে আছি, সমস্যার মধ্যে আছি, বা একপ্রকার দুশ্চিন্তার মধ্যে আছি। তো আমি আসলে কিভাবে এই অভ্যাসগুলো পরিত্রাণ, বা পরিত্যাগ করতে পারি, আমি এটা আসলে কোন সঠিক সমাধান জানি না। যার কারণে দেখা আছে, আমার ব্যক্তিগত জীবন যেমন আমার বাবা-মা, বা আমার আত্মীয়স্বজন। প্রায় কা তাদের কাছ থেকে প্রায় বকা শোনা লাগে, এবং এই সকল কারণে আমি খুবই মাঝে মধ্যে হতাশ হয়ে পড়ি, বা দেখা গেছে যে, আমার এই, এই বদভ্যাসের কারণে আমার কর্মজীবনে একটা বাজে প্রভাব ফেলছে। তো আমি চাচ্ছিলাম, যে এই আমার যে খারাপ অভ্যাসগুলো, হ্যাঁ? এগুলোকে একটু বাদ দিয়ে, আমি এটাকে কিভাবে সমাধান করতে পারি, এবং সমাধান করে একটা সুন্দর জীবন যাপন করতে পারি। আসলে এটি একটা সঠিক সমাধানের পথ খুঁজতেছিলাম। তা সত্য কথা বলতে কি? এটার কোন সঠিক সমাধান এখনো খুঁজে পাইনি, এবং আমার যে বন্ধু-বান্ধব, বা আমার ফ্যামিলিকে যে বলবো, আসলে বলতে আমার কেমন যেন একটু লজ্জাবোধ, বা বলতে পারি না, একপ্রকার ভয় কাজ করছে মনের মধ্যে। তো আপনি জানেন কি আসলে কী করতে পারে? আমি কী করলে আসলে আমার এই বদঅভ্যাস, বা খারাপ অভ্যাস থেকে নিজেকে বেরিয়ে আনতে পারি?
আচ্ছা। উ হুম। জী। উ হুম। আচ্ছা। উ হুম। জী। উ হুম। ওহহো! উম আসলে আ শুনে বেশ খারাপই লাগছে যে বদঅভ্যাসগুলোর কারণে আপনার আ প্রতিদিনকার যে আ জীবনযাপন, সেটা অনেকটাই ব্যাহত হয়ে যাচ্ছে। তো আপনি যদি আসলে আমাকে আরেকটু বলতেন যে আসলে কোন পরিস্থিতিতে আপনার এইযে অভ্যাসগুলো আছে হ্যাঁ, সেগুলো আসলে সবচেয়ে বেশি হয়। তাহলে কিন্তু একটা একটা, একটা করে আমরা কিন্তু একটা সলিউশনের দিকে যেতে পারি।
উহুম। জি, অবশ্যই। আসলে পরিস্থিতিটা বলতে কি? দেখা যাচ্ছে আমি কোন কিছু ভুলবশত করে ফেলেছি বা, আমার দ্বারা কোন ভুল হয়ে গিয়েছে। তো আমি এই ভুলটা accept করতে পারি না। তো দেখা যাচ্ছে যে ওটার জন্য আমার ফ্যামিলি বিভিন্ন সদস্য হতে পারে যেমন: আমার মা-বাবা। তো আমার কাছে জিজ্ঞেস করে যে, "তুই এই এমনটা কেন করেছিস?" তো আমি এক্ষেত্রে দেখা যাচ্ছে একটু মিথ্যা কথা বলে দিই। বলি যে, "না, এটা তো আমি কোন কিছ আমি করি নাই।" দেখা যাচ্ছে যে কোন কিছু আমার হাত থেকে পড়ে ভেঙে গেল। বা, আমার কা আমার হাত থেকে কিছু নষ্ট হয়ে গেলো। তা আমি একটু ভয় পাই যে, এটা বাবা-মা বা, আমার পরিবার পরিজন দেখলে একটু রাগ না করে আমাকে। তো ঐ রাগের ভয় থেকে না, আমি একটু মিথ্যা কথা বলে দেই। তো দেখা যাচ্ছে যে এটা যখন মিথ্যাটা যখন প্রকাশ হয়ে যায় বা, আমি নিজে ধরা খেয়ে যাই, তখন কিন্তু নিজের প্রতি নিজেই ছোট হয়ে যাই এবং আমি চাইলেও না এটা আসলে অভ্যাসটা কিভাবে পরিবর্তন করবো, এটা নিজে পারছি না সঠিকভাবে সমাধান করতে। এর পাশাপাশি দেখা যাচ্ছে কি? আমার জীবনটা আসলে খুবই অগোছলো। দেখা যাচ্ছে আমি আ একটা স বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি করি। এর পাশাপাশি একটু কম্পিউটারে ফ্রিল্যান্সিংও করি। তো আমার যে কম্পিউটার টেবিলটা আছে, তা আমি খুবই অগোছল করে রাখি। আমার আম্মু ঐটা নিয়ে প্রায়ই আমাকে ব্য বকা করে যে, "আ তুই গু গুছায় রাখিস না কেন?" ত আমার আম্মুর তো বয়স হয়েছে, তা এই বিষয় নিয়ে আম্মু একটু কষ্ট করে আরকি টেবিলগুলো গুছায়। এর পাশাপাশি দেখা যাচ্ছে আমি যে বেডে ঘুমাই, আমার বিছানা ঠিকভাবে গুছানো থাকে না। আমার রুমটা ঠিকভাবে গুছানো থাকে না। এই অভ্যাসগুলো আত এইগুলো নিয়ে না, খুবই আমি দুশ্চিন্তার মধ্যে আছি এবং কিভাবে আমি নিজেকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি? তো এটার জন্য না, আ কোন সঠিক সমাধান খুঁজে পাচ্ছি না। এর পাশাপাশি আরেকটা বিষয় ভালো আপনাকে আ আরেকটা বিষয় হলো যে অফিস জীবন আমার। এখানেও দেখা যাচ্ছে কিছু বদভ্যাস আছে। দেখা যাচ্ছে যে আ ঐযে মিথ্যা বলার বি বিষয়টা। আর এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আমি কোন খাবার খাচ্ছি, হতে পারে, কলা হতে পারে বা, বিভিন্ন জিনিসপত্র হতে পারে। এগুলা যে অফিসের যে নির্দিষ্ট একটা ময়লার যে আ ডাস্টবিন আছে, এখানে ফেলবো। তো এখানে না ফেলে দেখা যাচ্ছে যে কোন কাগজ বা, ময়লা এগুলো আমি পা ফ্লো ফ্লোরে ছড়াই ছিটায় রাখি। তো এইক্ষেত্রে দেখা যাচ্ছে মাঝেমধ্যে ব্য বসের কাছ থেকে খুবই বকা শোনা লাগে।
হ্যাঁ। হু, জি। উহুম। জি। হ্যাঁ। হুম। বুঝতে পারছি। হ্যাঁ। হুম। জি। ওহ। জি। হুম। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। আসবে। অহহো।
উম তাতে বলতে পারেন যে আসলে কি করতে পারি? আসলে কি করলে এইযে আমার এইযে বদভ্যাসগুলো যে এতগুলো বদভ্যাস, আমি নিজেকে একটু পরিবর্তন করতে পারি এবং নিজের এই বদভ্যাস থেকে বেরিয়ে আসতে পারি?
বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ। জ্বী। আসলে, আ প্রথমত একটা কথাই আমি বলবো যে, আপনি যে আপনার বদঅভ্যাসগুলো চিহ্নিত করতে পেরেছেন এবং সেখান থেকে বের হয়ে আসতে চাচ্ছেন, এটাই কিন্তু আসলে একটা পজিটিভ চিন্তাভাবনা বা, পজিটিভ একটা পদক্ষেপ। তো ১ম এ আ যদি আপনার অফিসের কথাটাই বলি। আপনি আসলে একটু চিন্তা করেন, সেটা তো একটা অফিসিয়াল একটা পরিবেশ। তাই না? তো সেখানে যদি যেখানে সেখানে ময়লাটাকে আপনি ফেলে দেন, তো সেটা তো আসলে আ শুধুমাত্র আপনার জন্য অসুবিধার কারণ, এমন ত তো না। সবার জন্যই কিন্তু অসুবিধা হচ্ছে। তো সেক্ষেত্রে, আপনার যেহেতু একটু আ উঠে একটা ডাস্টবিনের কাছে যেয়ে তারপর মলাটা ফেলতে একটু কষ্ট হয়। তো আপনি কিন্তু চাইলে একটা ছোট্ট একটা বাস্কেট আপনার ডেস্কের নিচে রাখতে পারেন, যেখানে হচ্ছে আপনি ময়লাগুলো ফেললেন। এবং আ অফিস শেষ হওয়ার সময়, আপনাদের যে পিয়ন থাকবে, তাকে বলবেন যে, ওই ডাস্টবিনটা একটু পরিষ্কার করে রাখতে। তো, এই ব্যাপারটা একটু মেইনটেইন করতে পারেন। তার পাশাপাশি বলছিলেন যে আ আপনার যে বিছানা, তারপর আপনার যে আ কাজ করার যে টেবিল, সেগুলোও বেশ অগোছালো থাকে। আসলে, একটা অগোছালো রুমে থাকা মানে, একটা মনটাও কিন্তু অগোছালো হয়েই থাকা। তো, আপনি যখন আসলে আপনার ম মানে রুমটাকে একটু গুছিয়ে রাখবেন, একটু পরিপাটি করে রাখবেন, একটা সুন্দর বিছানার চাদর বিছানাতে পাতবেন। তারপরে, আপনার যে টেবিলটা আছে, সেই টেবিলের যে আ আনুষঙ্গিক জিনিসপত্রগুলো আছে, সেগুলো নির্দিষ্ট জায়গায় সুন্দর করে সাজিয়ে রাখবেন। তখন না, দেখলে আপনার মনটা ভালো হয়ে যাবে। এবং এইযে আ এই ব্যাপারগুলো যদি আপনি একটু নিয়মিত করেন, তখন দেখবেন যে, আস্তে, আস্তে কিন্তু আপনার যে বদভ্যাসগুলো, সেগুলো কিন্তু কেটে যাবে। পাশাপাশি আসলে যে, মিথ্যা কথার ব ব্যাপারটা যে বলছিলেন। আসলে, আ সবার ১ম এ আপনাকে একটু সত্যবাদী হতে হবে। আর, বলছিলেন যে, কিছু ভেঙে গেলে আপনি একটু ভয় পান। আসলে আ ভা ভেঙে যেতেই পারে। এই ধরনের একটা মানসিকতা যদি নিজের মধ্যে নিয়ে আসেন, তখন কিন্তু আসলে স্বীকার করার যে ব্যাপারটা, সেটা এমনিতেই চলে আসবে। তো, আমার মনে হচ্ছে, আপনি যদি আ এগুলো আস্তে, আস্তে একটা, একটা করে step by step শুরু করেন, আ মানে খুব ছোট করে হলেও যদি শুরু করেন, আমার মনে হচ্ছে, এগুলো বেশ কাজে আসবে আপনার ক্ষেত্র থেকে। তো এভাবে কি আসলে কখনো চিন্তা করা হয়েছে বিষয়গুলো?
হু, হু। হ্যাঁ। আচ্ছা। তো বলতে, এভাবে চিন্তা করা হয়নি কখনো। কিন্তু আপনি যেহেতু বললেন, এবং আমি আসলে উপলব্ধি করতে পারছি যে, আমার এই বদভ্যাসগুলো আসলে পরিবর্তন করা উচিত। আর যেমনটি বলতেছিলেন যে, আ মিথ্যা কথার যে বিষয়টা, এ যে আমাকে অ্যাকসেপ্ট করে শিখে নিয়া তিন্তে হবে। তাও আসলে আমি এটা নিতাম না। কিন্তু আপনি বলার পরে, আমি উপলব্ধি করতে পারছি। যে, আসলে আমি এমনটা কেন করলাম? তো আমার মধ্যে এখন একটু ই বোধ এসে গেছে। তো আমারও মনে হয়, হ্যাঁ, মিথ্যা কথাটা পরিহার করা উচিত। তো আপনার অ্যাডভাইস শুনে আমি অবশ্যই আমার মিথ্যা কথা থেকে বেরিয়ে আসবো। এর পাশাপাশি যেমনটি বললেন যে, আমি এই যে ঘর আগোছালো রাখি, বা এই যে, আমার অফিসটাকে ময়লা রাখি, এটা না করে আমি পিয়নকে বলতে পারি, বা তে সে হয়তোবা ময়লাটা পরিষ্কার করতে পারে, বা আমি নি নির্দিষ্ট স্থানে যেয়ে ময়লাটা ফেলতে পারি। আসলে না? আমি এই বিষয়গুলো না আগে ভেবে দেখেছিলাম না। কিন্তু আপনি বলার পরে আসলে আমি অ উপলব্ধি করতে পারলাম যে, আমি এই সকল বিষয়ে কি করতাম? আসলে এগুলো তো করা উচিত হয়নি কখনো। তো আমারও মনে হচ্ছে যে এগুলা করা উচিত। তবে আমি আপনাকে একটু ছোট করে প্রশ্ন জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম। আপনার কথাগুলো অবশ্যই আমি ফলো করবো। কিন্তু অনেক সময় হয় কি? মনের অজানতে না? আমি এগুলো জিনিস করে ফেলি, বা একপ্রকার ব অভ্যাসে পরিণত হয়ে গেছি, এরকম কিছু বলতে পারেন। তা আর কোন এক্টিভিটিস বা কোন আ কিছু আছে বা আমি যার কারণে, আমার মনটাকে শান্ত রাখতে পারি? এবং দেখা যাচ্ছে, যে, এই অভ্যাসগুলো আ যে বললাম যে, মনের অজান্তে করে ফেলি। নিজেকে জাগ্রত করে তুলতে পারি। এরকম কোনো এক্টিভিটিস আছে কি, যেটা আমি করলে আমাকে এটা সুফল বয়ে মানে, সাহায্য করবে?
উ হুম। জি। হুম। জি। হ্যাঁ। হু, হুম। হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়। উম জি। হু, হুম। হু। হ্যাঁ, নিশ্চয়ই আসলে আমার মনে হচ্ছে, ১ম এ আপনাকে এই যে অভ্যাসগুলো নিয়ে আপনি চিন্তাভাবনা করছেন, এখান থেকে বের হয়ে আসতে হবে, এবং একটা পজিটিভ, একটা ইতিবাচক চিন্তাভাবনা কিন্তু আপনার ভিতর নিয়ে আসতে হবে। যে আপনি এই অভ্যাসগুলো থেকে নিজেকে বিরত রাখতে পারবেন। তার পাশাপাশি আপনি যদি একটা রুটিন মেইনটেইন করেন, যে আসলে আপনি প্রতিদিন কী, কী কাজ করেছেন, বা কি, কি কাজ আজ করবেন। সেই জিনিসগুলো যদি আপনি একটু রুটিন মাফিক চলাফেরা করেন, তখনও কিন্তু বিষয়টা সহজ হয়ে যাবে, এবং আপনি কিন্তু কোন কিছু করতে ভুলবেন না। পাশাপাশি যদি ভুলেও যাওয়ার একটা প্রবণতা থাকে, তাহলে কিন্তু আপনি একটা ফোনে আ নোটিফিকেশন সিস্টেম চালু করে রাখতে পারেন, যে আপনার প্রতিদিনকার যে টাস্কগুলো আছে, কোন সময় কোনটা করবেন। দেখবেন অটোমেটিক কিন্তু আসলে আপনাকে ফোন থেকে তখন নোটিফিকেশন দিয়ে দেবে, যে এই সময়টা এখন এই কাজটা আপনাকে করতে হবে। আর আপনি নিজে আসলে একটা সপ্তাহ আগে চেষ্টা করবেন যে, আসলে কী, কী কাজ আপনি করতে পারছেন। এবং সেগুলো আসলে একটা কাগজে নোট করে রেখ লিখে রাখবেন। তখন হবে কি? এই সপ্তাহ শেষে যখন আপনি দেখবেন যে আপনি আ এতগুলো কাজ পজিটিভভাবে করতে পেরেছেন, মিথ্যা কথা কমিয়েছেন, তারপর ঘরটাকে গুছিয়ে রেখেছেন। এই ব্যাপারগুলো যখন চলবে তখন কিন্তু আস্তে, আস্তে আপনার ভিতরও একটা পজিটিভ চিন্তাভাবনা চলে আসবে। আর মনটাকে শান্ত রাখার জন্য চাইলে একটু মেডিটেশন করতে পারেন, পাশাপাশি শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম করতে পারেন। আর সর্বোপরি আপনার যে ঘুমের রুটিন, সেটাকে আসলে ঠিক রাখবেন। তাহলে আশা করছি আপনার যে সমস্যা, বা এই যে একটা বাজে অভ্যাসের ভিতরে আপনি দিনযাপন করছেন, সেখান থেকে আসলে বের হয়ে আসতে পারবেন।
ই অবশ্য, আসলে আপনার উপদেশ শুনে আমার খুবই ভালো লেগেছে এবং আমারও খুব মনে হচ্ছে যে আ আমি যদি আপনার উপদেশগুলো মেনে চলি বা, ফলো করি, আমি তাহলে যে নিজের যে বদভ্যাসগুলো, এগুলো থেকে বেরিয়ে আসতে পারবো। তো আপনি যেমনটি বলছিলেন যে একটা রুটিন করা বা, আ মেডিটেশনের যে বিষয়গুলো, মনকে শান্ত রাখার যে ব্যায়ামগুলো, আসলে এগুলো আমি আগে কখনো করে দেখিনি। কিন্তু এই আপনি বলার পরে আমার কেন জানি মনে হচ্ছে এগুলো করা উচিত এবং এগুলো আমাকে খুব কাজে দিবে এবং দেখা যাবে আমি মনটাকে শান্ত করলে এইযে মনের জাগ্রতটা বেড়ে যাবে। তখন দেখা যাচ্ছে যে আমি আমার এই ভুল হ থেকে বা, মনের অজান্তে এই কাজগুলো করে ফেলে, এটা আর করবো না। তো আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আসলে আপনার এই উ এ সুন্দর উপদেশগুলো মনে হচ্ছে যে আমার জীবনকে পরিবর্তন করে দেবে এবং আমি আমার এইযে হতাশা, উদ্বেগ থেকে নিজেকে বেরিয়ে আনতে পারবো। তো আপনাকে আবারও খু অসংখ্য ধন্যবাদ।
উহুম। জী। হ্যাঁ। হু। নিশ্চয়ই। উহুম। জী, নিশ্চয়ই। জী, আ আপনার জন্য অনেক, অনেক শুভকামনা রইলো। আশা করছি আপনার যে বাজে অভ্যাসগুলো আছে, এগুলো একটা সময় চলে যাবে এবং একটা সুন্দর জীবন আপনি যাপন করতে পারবেন। তো ভালো থাকবেন, নিজের যত্ন নিবেন। ধন্যবাদ।